হেলো, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনি?
শুভ সন্ধ্যা। আমি বেশ ভালো আছি। আপনি কেমন আছেন?
উম আমিও ভালো আছি। কিন্তু আসলে ভাবছিলাম সমাজ ব্যবস্থাপনা নিয়ে। <chuckles> জ্বি।
বাহ চমৎকার! <chuckles> হু, হু। আচ্ছা। তাই? বাহ! চমৎকার তো। শুনি একটু আপনার ভাবনা চিন্তা শুনি আজকে। <chuckles> হু, হু।
উম ধরুন আ আমি আসলে গল্পটি আমার নিজের জীবন থেকে শুরু করতে চাই।
ওকে।
বিষয়টি হচ্ছে আহ আমার আমরা তখন খুব ছোট। আমাদের পারিবারিকভাবে আমরা নিম্নবিত্তই বলা চলে।
হুম, হুম। হ্যাঁ।
তো আমার বাবা আসলে ছোট্ট একটি আ কাজ করতেন।
আচ্ছা।
আ তো যেটা হতো আসলে যখন কেউ জিজ্ঞেস করত যে, "এই তুই কি করছিস? কোনো স্কুলে পড়ছিস?" তখন আসলে যেহেতু আমাদের earning কম ছিল আমাদের সেইভাবেই আসলে সরকারি স্কুলে পড়তে হতো। এবং বাসার কাছেই একটি সরকারি স্কুল ছিল যেটি বলা চলে একদমই আ উম ভালো ছিল না।
হু, হু। হু, হু। হু, হু, হু। আচ্ছা, আচ্ছা। ওকে।
তো পড়াশোনা তেমন হতো না। আ টিচাররা এসে হয়তো গল্প করত, বাচ্চারা নিজেদের মতো পড়ত। তো সবাই আসলে জানত যে স্কুলটি ভালো না এবং সেখানে সব গরিবের ছেলেমেয়েরা পড়াশোনা করে। তো যেটা হতো যে আমার আশেপাশে সমাজের অ্যা যেই লোকজন ছিল তাদের বাচ্চা-কাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতো। আ কেউ আ প্রাইভেট স্কুলে পড়াতো। তো যেটা হ্তো আসলে ওদের সাথে যখন খেলতে যেতাম কিংবা গল্প করতে যেতাম, তখন একটা বৈষম্য আসলে দেখা দিত।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা।
এবং রীতিমতো তাদের পরিবারের লোকজন একটা বৈষম্য তৈরি করে রাখতো যে, "খেলা যাবে না, একসাথে তুমি ওর সাথে খেলতে পারবা না। তুমি আসলে তোমার সামাজিক পরিচয় আলাদা যে তুমি ইংলিশ মিডিয়ামে পড়ো, তোমার বাবা খুব ভালো চাকরি করে এবং ওর সামাজিক পরিচয়টা আসলে আলাদা।"
উহু। হু, হু। আচ্ছা। হু, হু, হু।
তো এটা নিয়েই আসলে ভাবছিলাম যে আমাদের সমাজ কত বৈচিত্র্যময় যে সমাজ আসলে আমাদেরকে কোণঠাসা করে রাখে, সমাজ পরিচয় প্রকাশে বাধা দেয়, সমাজ আসলে জীবন নির্বাহে বাধা দেয় এবং এই একই সমাজ কিন্তু দেখবেন মানুষে-মানুষে বিভেদ তৈরি করে।
একদম। হ্যাঁ, চমৎকার বল্লেন এবং বেশ আ ফিলোসফিক্যাল একটু বিষয় চলে আসলো আসলে। <chuckles>
জ্বি। <chuckles> আসলে জীবন থেকে আ আ মানে শেখা আসলে বলতে পারেন যে আও কারো কাছ থেকে শুনে কোনো গল্প নয়। এটি হচ্ছে উম নিজের জীবন দিয়ে বলা একটি গল্প এবং এমনটিই কিন্তু হয়। আমি ছোটো সময় নিজে দেখেছি বলতে পারেন বড়ো হয়ে এখন দেখছি সমাজ কিন্তু তাই আসলে করে যাচ্ছে প্রতিনিয়ত।
হু, হু। উহু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। করে যাচ্ছে। একদম সত্য কথা বলেছেন এবং আমার জীবনের দিক থেকে যদি বলি তাহলে আমার ওতো দূরে যাওয়া লাগবে না। ছোট বেলায় যাওয়া লাগবে না বড় বেলার কথাই বলি। আমি যখন আ আমার ডিফেন্সে যাওয়ার একটা অ্যা চান্সেস ছিল এবং খুব wierd reason দেখিয়ে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং আমার প্রিয় একটি বিশ্ববিদ্যালয়ে আমি কোনো একটি কারণে বিশেষ কারণে, তো বিশেষ মানুষের ইচ্ছায় আমার মা-বাবার ইচ্ছায় আরকি পড়তে পারিনি।
জ্বি। হু, হু। জ্বি। জ্বি। জ্বি। আচ্ছা। আচ্ছা।
ওই একটা আক্ষেপ থেকে গেল। এখন আমার কিছুই হচ্ছে না। আ দেশের বাইরে চলে যাওয়ার কথা ছিল, সেখানেও হল না। অ্যা কোনো একটা কেব ভার্সিটিতে ভর্তিও হল না। তো খুব আ কম দামি আর কি বলে যে, আমাদের অ্যা দেশের মানুষ যেভাবে বলে। সেরকম একটি প্রাইভেট আ বিশ্ববিদ্যালয়ে আমাকে ভর্তি করা হল।
হুম, হুম। জ্বী। জ্বী। আচ্ছা।
পরবর্তীতে আমার কাজিন এবং আশেপাশের আরও অনে মানুষরা ওরা খুব ভালো, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ে।
জ্বী।
এবং পড়েছে। তো আমার ক্ষেত্রে কেমন মনে হতো জানি আমার আ খুব আ weird লাগতো তাদের সামনে যেতে। মানে সবাই একসাথে সেখানে প্রেজেন্ট হয়েছে। সবাই সবার কথা জিজ্ঞেস সবার ভার্সিটির গল্প বলছে, যেহেতু বেশিরভাগ পাবলিকে পড়ছে।
আচ্ছা। জ্বী।
যে পাবলিকে "এই হয়, এরকম হয়" এতকিছু অনেক গল্প। কিন্তু আমার আসলে সেরকম কোনো গল্প নেই। আমি ব আছে আমার গল্প আছে, আমি বলতে পারছি না। আ আমার কাছে কেউ শুনতেও চাচ্ছে না। কারণ <scoffs> সবাই জানে যে এ তো পাবলিকে পড়েনি। এ আর এর কি থাকবে কতটুকুই বা জানবে এরকম। ইভেন উম আমার আ বিভিন্ন ছোট আ কাজিনকে আত অন্যান্য আত্মীয়দের সামনে এভাবে পরিচয় দেওয়া হতো যে "এই হচ্ছে অমুক। এ KUET এ পড়ে।" হ্যাঁ এরকম। কিন্তু কোনো দেখা যাচ্ছে আমি এরকমও দেখেছি যে আমি ওরকম কোনো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ি না বলে আমাকে পরিচয়ও করানো হচ্ছে না। অন্যান্য আত্মীয়-স্বজনদের সাথে। এরকম দেখেছি আমি আসলে।
জ্বী। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। জ্বী। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আসলে আমার মনে হয় এমনটাই। সমাজ আসলে আমাদেরকে এমনভাবে আপ আ মানুষের সামনে তুলে ধরে, যে যদি আমি আসলে অনেক ভালো কিছু পারি, তাহলে খুব সম্মান দিয়ে তাদের সামনে তুলে ধরবে। এবং যদি আমি ভালো কিছু আসলে না পারি, সেটা হচ্ছে তারা আমাদেরকে আসা প্রেজেন্ট করতে একটু লজ্জা বোধ করে এবং এটা আমার কাছে মনে হয় যে একেবারেই অনুচিত।
হুম। হুম, হুম। হুম। হ্যাঁ। একদম, অবশ্যই সঠিক কথা বলেছেন আপনি, কারণ উম <smacks lips> সে অ্যা ভাগ্যের পরিহাসেই হোক আর আ যে কারণেই হোক, সে হয়তো একটু আ খারাপ রেজাল্ট করতেই পারে। তার অবস্থা, অর্থনৈতিক অবস্থা খারাপ হতেই পারে।
জ্বি। জ্বি। জ্বি, জ্বি, ঠিক বলেছেন।
ইভেন অ্যা সে আ খারাপ বিশ্ববিদ্যালয়ে একটু পড়তেই পারে। তার তখন পরিস্থিতি হয়তো সেরকম ছিল না, তার জন্য। তাই বলে যে সেখানে তার মন ভেঙে দিতে হবে একেবারে, তাকে পরিচয় করানো যাবে না, সামনে নিয়ে আসা যাবে না, এরকম বিষয়টি না। এতে করে আসলে হয় কি, আ আমাদের সমাজের উপরে তো একটা বিরূপ মনোভাব তৈরি হয় এবং যে মানুষগুলোর সাথে আমাদের কম্পেয়ার করা হচ্ছে অ্যা তাদের উপরেও কেমন জানি একটা রাগ, চাপা রাগ তৈরি হয়ে যায় আসলে। আমার মনে হয়।
জ্বী। জ্বি। জ্বি। জ্বি। জ্বি। আসলেই ঠিক বলেছেন এবং আর একটু যদি আসলে আমি বলি যে দেখবেন, এই পরিবারের চাপ এবং সমাজের যে প্রত্যাশা থাকে সেটি কিন্তু মানুষকে আসলে অ্যা নিজেকে চিনতে, নিজের ইচ্ছা পূরণ করতে আসলে বাধা তৈরি করে এবং সেটি কিন্তু উম খুব খারাপ একটি প্রভাব ফেলে সেই মানুষটির উপরে।
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। ভীষণ রকমের ভীষণ রকমের খারাপ প্রভাব ফেলে। এবং এই যে ব্যা আমার কথা বললাম আমি, আমি কিন্তু বলতে গেলে একরকম সমাজের চাপ, পরিবারের চাপ ২টি মিলিয়েই ডিফেন্সের অ্যা দ্যা খাতায় নাম লেখায় আরকি।
জ্বি। জ্বি। আচ্ছা।
তো এই যে মানুষের একটা সমাজের যে এক্সপেকটেশনস, ধরুন পাড়ার বলুন, ইয়ে বলুন, যে এই বাড়ি থেকে এরকম যাচ্ছে মানুষজন একটু বলবে, বলতে পারবে, তাদের যে বলতে পারার একটা তৃপ্তি। <chuckles> সেই তৃপ্তি মেটাতে যেয়ে আসলে আমি দেখলাম, আমার প্যাশন আমি ফলো করতে পারছি না, আমার যে কাজ ভালো লাগছে সেটিই আমি করতে পারছি না, এবং আমি যে কাজে আছি সেখানে আমার ডিমোশন আর ডিমোশন হচ্ছে, কারণ সে কাজ তো আমার ভালো লাগে না। আমার নিজের choose করা কাজ সেটি নয়। তো আপনার কথা একদমই ঠিক যে, আসলে এই যে, একটা প্রত্যাশা এবং সেই প্রত্যাশা মিটাতে যেয়ে যে আমরা আমাদের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দেই, এটি একদম খাঁটি কথা বলেছেন আরকি। হু।
জ্বি। জ্বি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জ্বী। জ্বী, এবং দেখবেন, আ যেটা হয় যে আ অমুকের ছেলে আসলে আ আপনি যেটা বললেন যে, বুয়েটে পড়ছে, অমুকের ছেলে ডিউতে পড়ছে, অমুকের ছেলে মেডিকেলে পড়ছে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে বলে, বলে আ বলবো যে মানসিক চাপ প্রদান করে এবং আপনি যখন আসলে চান্স পাবেন না, দেখবেন আপনাকে কিন্তু এমন একটি পরিস্থিতিতে নিয়ে যাবে সমাজের লোকজন এবং শুধুমাত্র যে সমাজের লোকজনই আপনাকে প্রেশার দেয় তা কিন্তু না। সেই প্রেশারটি কিন্তু আপনার পরিবারের উপরেও আসছে।
হ্যাঁ। না। একদম, পরিবারেও পরিবারে উপরও প্রেশার দিচ্ছে 100%
আপনাকেও প্রেশার দিচ্ছে, আপনার পরিবারকেও প্রেশার দিচ্ছে পরিবার তখন আসলে আপনাকে প্রেশার দিচ্ছে।
আসলেই এবং আ আমার আ মনে হয় যে অনেক সময় আমরা দেখি আমাদের পা পাশের বাড়ির কথা যদি আমি একটু বলি। ছোটবেলায় পড়াশোনা ভালো করতাম না তাই বলে অত খারাপও ছিলাম না। বা সময়টাও এমন ছিল না আমার মনে হয় যে অত সিরিয়াস হতে হবে তো, পাশের বাড়ির একটি আমার বন্ধুই সে খুব ভালো রেজাল্ট করে। সে সবকিছু অ্যা পারে ঠিকঠাক মতো অনেক ক্যাচ করতে পারে ক্যাপাবিলিটিস বেশি। আমাকে শুধু বলা হতো যে, "ও পারলে তুই পারবি না কেন? তোকে কি খাবার কম দেয়া হয়? নাকি ও তোর থেকে আলাদা খাবার খায়? তুই কেন পারবি না? তুই কেন পারিস না?" এ থেকে আমার হয় কি ওর উপরে কিন্তু ভীষণ রকম একটা রাগ চলে আসে। <chuckles>
আ জ্বি। জ্বি। জ্বি। জ্বি। জ্বি, জ্বি। আচ্ছা। <chuckles> অ্যা হ্যাঁ। জ্বি। জ্বি। একদম ঠিক বলেছেন। এটি আমার সাথেও ঘটেছে। আমাকেও কিন্তু বলা হয়েছে। আ হ্যাঁ, তারপর বলুন আমি আ সেই গল্পটি আমিও বলব আগে আপনারটা শুনে নিই।
আচ্ছা। <laughs> হ্যাঁ, হ্যাঁ এবং উম আ বিভিন্ন রকমের ইয়ে করা হয়। তো একসময় হতো কি হলো কি এর থেকে ও আমার শত্রুতে পরিণত হয়ে গেল কেমন জানি। আমরা আগে <chuckles>
জ্বি। হ্যাঁ, ওর সাথে কিন্তু আপনার কোনো রাগ নেই, ওর সাথে আপনার কোনো ঝগড়া নেই, বিবাদ নেই। কিন্তু এই যে সমাজ কিন্তু আমাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছে।
একদম। এবং আ দেখা যায় যে আগে একসাথে টিউশনে যেতাম। আ যেই স্যারের কাছে পড়ছি একসাথে পড়ছি সব নোটস-টোটস দেয়া নেয়া একসাথেই হচ্ছে এ এবং ও পরীক্ষাতেও হেল্প করছে। পরবর্তীতে দেখা গেল যে এরকম কিছুই হচ্ছে না। ও যেখানে-যেখানে যায় যা করে আমি সব avoid করে চলি। <chuckles> এরকম করে আসলে এই তারপরে পরবর্তীতে অবশ্য ওভাবে আর কখনো যোগাযোগ হয়নি। আর স্কুল শেষ হওয়ার পরে সে বন্ধুত্বও আসলে শেষ হয়ে গিয়েছিল।
অন জ্বি। জী। জ্বী। আচ্ছা। <laughs> উন জ্বি। আচ্ছা। উম এই যে ধরুন অ্যাহ আমাদের সামনে যে জলজ্যন্ত একটি উদাহরণ চলে আসলো যে পরিবার এবং সমাজই কিন্তু আমাদের শত্রু তৈরি করছে এবং আপনি শুধু পরিবারের একটি উদাহরণ দিলেন আমি যদি বলি। যে সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন, বাড়ি বয়ে এসে বলে যে, তার ছেলে তো খুব ভালো চাকরি করে, আপনার ছেলে আসলে কী করে?
হ্যাঁ, হ্যাঁ। হুম। <chuckles> একদম।
এবং আপনাকে রাস্তায় পেলে কিন্তু জিজ্ঞেস করবে যে, তুমি কী চাকরিতে জয়েন করেছ? কত টাকা বেতন পাও? কী চাকরি তোমার?
একদম, একদম। এবং এ এটার সাথে তো আমি বলতে গেলে নিজেকে relate করে ফেলতে পাচ্ছি। কারণ আমার খুব ঘনিষ্ঠ বলা যায় রক্তের সম্পর্ক আছে, এরকম একজন মানুষ আমি এইযে চাকরিতে জয়েন করার পরে সে তারা শুধু একটাই আগ্রহ যে আমি কত টাকা বেতন পাচ্ছি। এবং আমার মনে হয় এহ তার একটা expected অ্যা রেঞ্জ প্রাইস রেঞ্জ ওখানে আছে তার যে এই অ্যামাউন্টটা আমি পাই। এই অ্যামাউন্ট এর বেশি যদি আমি পেয়ে যাই তাহলে আমার কেনো জানি মনে হয় তিনি একটু ব্যথিত হবেন। <laughs>
উন জ্বি। জ্বি। জ্বী। আচ্ছা। <laughs> জ্বী। আচ্ছা। <laughs> আসলে একদমই তাই অ্যা এবং আমি যদি আরেকটু বলি ধরুন, যখন আসলে কেউ কর্মজীবনে না যায়, ধরুন সবার তো মেধা একই রকম না এবং সবাই আসলে আব তার অ্যাম শিক্ষাজীবন শেষ হওয়ার পরপরই চাকরি পেয়ে যায় না। তো তার যেটা আসলে করতে হয় যে একটু সময় নিতে হয়, তাকে প্রিপেয়ার করতে হয়, পরীক্ষার সিটে বসতে হয়। এই যে সময়টা এটা তো আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তির নিজের হওয়া উচিত এবং সে পাচ্ছে না স্ট্রাগলটা কিন্তু তার করতে হচ্ছে, কষ্টটা কিন্তু তার করতে হচ্ছে। সে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল রয়ে যাচ্ছে এবং তার জীবনের অনেক এমন অ্যা ইচ্ছে বলবো যে অ্যাম চাহিদা বলবো যেগুলো সে পূরণ করতে পারছে না। তো কষ্টটা কিন্তু তার হচ্ছে।
হ্যাঁ, হ্যাঁ। সিউর। হুম, হুম। হুম, হুম, হুম। একদম। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। পাচ্ছে না, হা। একদম। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই।
কিন্তু সমাজের চাপে কিন্তু তার বলতে হচ্ছে চাকরি না পাওয়া সত্ত্বেও যে "আমি চাকরি করছি, আমার কাছে একটি চাকরি আছে, চলে যাচ্ছে ঠিকঠাক।"
<chuckles> একদম।
এমন কি আপনার সাথে কখনো হয়েছে যে আপনি আসলে ছদ্মবেশ গ্রহণ করতে হয়েছে পরিবার কিংবা সমাজের চাপে?
হুম, হুম। হ্যাঁ, অনেকবার। আমার এরকম অনেক বলতে হয়েছে যে আমি ইন্টার্ন করা অবস্থায় আমি বলেছি যে "আমি চাকরি করছি, এই তো কয়েকদিন পরেই বেতন পেয়ে যাব" এরকম।
আচ্ছা আচ্ছা। বাহ! তাহলে তো খুবই চমৎকার বলা যেতে পারে। যে আসলেই সমাজ সার্থক এ সমাজের জ নিজেদের পরিচয় প্রকাশে আসলে আমরা বাধাপ্রাপ্ত হচ্ছি। আমরা আমাদের অ্যা উম ব্যক্তিগত আসলে আ পরিচয় লুকাচ্ছি, ছদ্মবেশ ধারণ করছি। এটি আসলে আমার মনে হয় যে খুবই নিন্দনীয় একটি কাজ এবং খুবই কষ্টকর তার সাথে, সাথে।
হয়েছে আর কি। <laughs> একদম। হুম। একদম। আ আসলেই সঠিক বলেছেন আপনি। কিন্তু দেখুন অ্যা আপনি যে কথা বললেন যে "আমার অ্যা চাকরি করতে হচ্ছে। এ-এরকম ছদ্মবেশ আমাকে নিতে হয়েছিল কিনা?" হ্যাঁ, আমাকে নিতে হয়েছিল অবশ্যই। আ এবং তাতে যে আমার খুব কষ্ট করে চলতে হচ্ছিল ওই সময় তা কিন্তু না। আমার চলার অর্থ যা লাগবে আমার মা-বাবা দিচ্ছে। এবং তারা জানে যে আমার একটু সময় লাগবে এইক্ষেত্রে এ করতে কারণ আমি অ্যা লাইফ টাকে একটু ডিফরেন্ট ভাবে নিয়েছি। তাদের সেটাতে কোনো সমস্যা হচ্ছে না, সমাজের লোকের কিন্তু সমস্যা হয়েই যাচ্ছে। এবং সেক্ষেত্রেই আমার বাধ্য হয়ে বলতে হয়েছিল যে "হ্যাঁ, এখন চাকরি করছি।" এরকমটাই আস
জ্বি। আচ্ছা। জ্বি। জ্বি। আচ্ছা। আ জি। আচ্ছা। এই বিষয়টা আসলে আমার সাথেও ঘটেছিল। যে আমাকে অ্যা সবসময় দেখা হলে আমাকে জিজ্ঞেস করা হত যে" চাকরি করছো কিনা? কবে করবা? চাকরি হয়েছে কিনা?" আমি আসলে তখন আ বাধ্য হয়েই আসলে সবাইকে বলা শুরু করি যে "হ্যাঁ, আমার চাকরি হয়েছে, আমি চাকরি করছি। আ এবং খুব ভালো একটি চাকরি করছি।" অথচ আমার কাছে কিন্তু তখন কোনো চাকরি নেই, economically আমি খুব দুর্বল। আম এবং আমাকে কিন্তু সেই কথাটা, সেই প্রশ্নটা কিন্তু প্রচন্ড ব্যথিত করত। এবং তার সাথে আম আমি যদি বলি যে আপনাকে বলেছিলাম যে পরে বলবো যে আমারও কিন্তু এমন একটা এক্সাম্পল ছিল যে ওকে দেখিয়ে বলা হতো যে "ও পারলে কেন তুই পারবি না?"
হ্যাঁ। আচ্ছা। একদম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা। মজার তো।
তো যাকে আসলে দেখিয়ে বলা হতো সে আ আ বলবো আমি আ কলেজে বি আ কলেজে গোল্ডেন পায়ে, ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করে। এবং পাশ করার পরপরই ভালো একটি সরকারি চাকরিও সে পেয়ে যায়। কিন্তু আমার তার ২ বছর পর্যন্ত আসলে কিছু হয়নি, আমি আ struggle করছিলাম। কিন্তু এখন যেটা বলা যায় যে এখন আসলে আমি খুব ভালো একটি চাকরি পেয়েছি এবং আমি standard একটি স্যালারিও পাচ্ছি যেটি তার স্যালারির আ হয়তো ৩ গুণ, বলা যেতেই পারে। তো এখন আসলে আমি আ প্রতিষ্ঠিত বলা যেতে পারে। এখন সমাজের কাছে উঁচু করে বলার মত একটা অবস্থান রয়েছে। কিন্তু উন দিন শেষে আমি বলব যারা আসলে স্ট্রাগল করছে, আ যাদের আসলে এখনো তেমন কোনো পরিচিতি নেই বলার মতো সমাজে, তাদের সাথে আসলে যেটা হচ্ছে সেটা অনুচিত, এবং আমি অনুচিতিই বলবো।
আচ <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম। একদম। হ্যাঁ। আপনার সাথে আমিও একমত। যে অ্যা সমাজে আসলে যেগুলো হচ্ছে দেখুন যে মানুষগুলো আমাদেরকে একথা বলছে তাদেরও যে বিশেষ যোগ্যতা আছে তা কিন্তু নয়।
জ্বি। হ্যাঁ, একদম ঠিক।
<chuckles> তারা জাস্ট মনে হচ্ছে যে অ্যা "মনে একটু আসলো, একটু খোঁচা মেরে দিলাম, দেখি কেমন লাগে?" এই ধরনের একটা মনোভাব তাদের। এজন্যে আরকি এই বিষয়টি আমার একদমই পছন্দ না। এবং আপনার সাথে একেবারেই একমত যে উম এটি যাদ যাদের সাথে ঘটছে আমাদের মত অনেক মানুষের সাথে, একেবারে অনুচিত একটি কাজ করছে অনাকাঙ্ক্ষিত।
জ্বী, জ্বী, জ্বী। জি। জ্বী। হু। জী। হু, হু। জ্বী। তো যাই হোক আজকে আপনার সাথে খুব ভালো কথা হল। আমার আসলে এই বিষয়টা আমি ভাবছিলাম যে বিষয়টা আসলে ঠিক হচ্ছে না। এবং সমাজের বলা যেতে পারে একটা ব্যাধি। তো আসলে এই বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে পেরে প্রচন্ড ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
<chuckles> হু, হু একদমই। আচ্ছা। একদম। আমারও। জ্বি ধন্যবাদ। ভালো থাকবেন।
জ্বি।